আচ্ছা আপনার জীবনে কোনো এরকম শিক্ষক কি ছিল বা মেন্টর কি ছিল? যার কারণে আসলে জীবনের যে একটা বদলে যাওয়ার গল্প সেটা কখনো হয়েছে?
<chuckles> শিক্ষকের কথা মনে পড়লে আসলে অতীতের অনেক শিক্ষকের কথাই মনে পড়ে, যারা আসলে দেখা গেছে যে উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে এ পর্যন্ত নিয়ে আসছে। তবে বিশেষ করে যদি একজন শিক্ষকের কথা বলি তাহলে আমার অংকের টিচার যিনি আসলে আমার ভিতরে না এটা স্বপ্ন তৈরি করে দিয়েছে। হ্যাঁ? একটা পর্যায়ে ছিল যে আমি আসলে লাইফটাকে এভাবে চিন্তা করতাম যে কোনো রকম পরীক্ষায় পাস করবো, আ হচ্ছে যে চলবে আরকি কোনো রকম। <chuckles> অর্থাৎ স্বপ্ন ছিল না। তো অংককে খুবই ভয় পাইতাম তো তিনি আ তার বাসায় টিউশন পড়াতেন। আমরা আবার কয়েকটা বন্ধু তার কাছে ব্যাচ করে পড়তাম। তো মোটামুটি আ মেধা ছিল, খারাপ ছিল না। এটা আসলে তিনি বুঝতে পেরে, তিনি আমাকে আসলে খুবই অনুপ্রাণিত করতেন এবং তার জীবনের এমন এমন কিছু ঘটনা আমার সাথে শেয়ার করেছেন, এর ফলে কিন্তু আমার জীবনটাকে নিয়ে আমি না নতুন করে চিন্তা করেছি যে আগে যে একটা কোনো রকম লাইফ নিয়ে চিন্তা করতাম পরবর্তীতে কিন্তু আমি মানে লাইফটাকে নিয়ে আরেকটু চিন্তা করে পরে কিন্তু আমি একটা স্বপ্ন দেখেছি। <chuckles>
হুম। হ্যাঁ। উ হুম। আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা। হুম আ আসলেই এই যে এ ধরনের একটা শিক্ষক বা মেন্টর কিন্তু জীবনে থাকলে অনেক সময় কিন্তু একটা প্রভাবিত হওয়ার বিষয় থাকে বা বদলে যাওয়ার দিকগুলা কিন্তু ঘটে যায়। তো এক্ষেত্রে কিছুক্ষণ আগে আসলে আপনি বলছিলেন যে তার কিছু বিষয় হয়তো সে আপনাকে শেয়ার করেছে। যার কারণে আপনিও সেটা হয়তো মানে তা থেকে কিছু নিয়ে অনুপ্রাণিত হয়েছেন বা তার গুলা নিজের মধ্যে আসলে অনুধাবন করেছেন। তো সেক্ষেত্রে আসলে এমন কি ধরনের আচরণ ছিল বা চিন্তা ছিল? মানে যেগুলো সে শেয়ার করেছে। যার জন্য আসলে এতটা প্রভাব ফেলেছে আপনার উপর?
হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। আসলে অ্যা তিনি না আমাকে একটা ঘটনা বলেছেন যেটা আমি জানি না, তিনি জানতেন। সেটা হলো যে আমার বাসা কিন্তু শিক্ষকের বাসার পাশেই। হ্যাঁ? তো আমার ছোটবেলার অনেক জিনিস অর্থাৎ আমি তো তার সামনেই জন্মাইছি বা বড় হইছি বা আ কিভাবে বড় হইছি, এটা তিনি জানতেন। তো তিনি আমার বাবার সাথে আমার ঘটে যাওয়া, অর্থাৎ আমাকে নিয়ে আমার বাবার একটা ঘটনা আমাকে শুনাইছিলেন এবং এইটা শুনে না আমি একদম কান্না করে দিছিলাম। কারণ এই ঘটনা কখনো আমি আমার বাপ মায়ের কাছে শুনি নাই। হ্যাঁ? সেটা হলো যে আ ছোটবেলায় আমি খুব অসুস্থ ছিলাম। মানে মাঝে, মাঝেই অসুস্থ হয়ে যাইতাম। জন্মের পরে দেখা গেল বিভিন্ন রোগ-বালাই আমার মধ্যে ছিল। তো তিনি আমাকে বললেন যে, "আসলে যে তোমার বাবা আসলে তার আ যে একটা জীবন ছিল, এটা আসলে নষ্ট করে ফেলেছে তোমার জন্য। তোমার বাবার একটা লাইফ ছিল, ভালো একটা স্বপ্ন ছিল।" হ্যাঁ? তো পরবর্তীতে দেখা গেছে যে, এই যে আমার অসুস্থতার কারণে আব্বু এত পরিমাণে দৌড়াদৌড়ি করছে এইখানে ঐখানে সেইখানে। আর তখন কিন্তু যাতায়াত ব্যবস্থাটা খারাপ ছিল। তো স্যার বললেন যে, "অ্যা তোমার দাদুর একটা গরুর গাড়ি ছিল। তো দেখা গেছে তোমার বাবা সেই গরুর গাড়িতে করে তোমাকে নিয়ে রাত বিরাতে বিভিন্ন কাছে কবিরাজের কাছে, ডাক্তারের কাছে বিভিন্ন জায়গায় গেছে।" হু? তো এই ব্যাপারগুলা আসলে আমাকে না পরে খুবই মানে আলোড়িত করেছে। আমি যে লাইফটাকে একদম ছেলে খেলা মনে করতাম, হ্যাঁ? যে কোনো রকম চাক তো পরবর্তীতে কিন্তু এই ব্যাপারগুলো শোনার পরে আমি আসলে আমার বাপের স্বপ্ন পূরণ, আব্বু তো সবসময় বলত, "তোমাকে এইটা হইতে হবে, এইটা হইতে হবে।" হ্যাঁ? আমি কিন্তু গুরুত্ব দিতাম না। কিন্তু এই যে স্যারের কাছ থেকে আসলে এ ব্যাপারগুলো এতটাই মানে আবেগ আপ্লুত হয়ে শুনেছিলাম যে পরে কিন্তু আমি আমার লাইফটাকে একটু সিরিয়াসলি চিন্তা করেছি।
উ হুম। আচ্ছা। জি, জি। হুম। হুম, হুম। হুম। হু, হুম। আচ্ছা। হম। না, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ। নাইস! মানে আপনি আসলে যে বিষয়টা মানে বাবা-মার কাছ থেকে হয়তো শুনেননি। সেটা আপনার বি শিক্ষকদের কাছ থেকে শুনে তারপর বুঝতে পেরেছিলেন যে আসলে কতটা কষ্টই না করেছে আপনার বাবা। তাই তো? হ্যাঁ, তো এইজন্যই যে জীবনের একটা বদলে যাওয়ার যে আপনার গল্প হয়েছে বা পা আপনি বুঝতে পেরেছেন যে "না, তারাও তো আমার জন্য অনেক কিছু করেছে।" এখন আমা
হ্যাঁ, হ্যাঁ, <chuckles> জি, জি, জি। অনেক করেছে। তাদের জন্য কিছু করতে হবে, তাই না?
অ্যা হ্যাঁ, এবার আমার পালা যে আমি তাদের জন্য কিছু করবো। তাই তো সেটাই তো বুঝাতে চাচ্ছেন। হ্যাঁ, এটা এ এটা আসলেই মানে একটা ভালো একটা দিক কিন্তু আপনার। এই যে আপনি মানে আপনার বাবা-মার কষ্টটা বুঝতে পারছেন বা তারা যে আপনার জন্য এতটা কষ্ট করেছে বা এতটা আত্মত্যাগ দিয়েছে, এটা তো আসলে সবাই বুঝতে পারে না। তাও যে আপনি বুঝতে পারছেন এটি আসলে সবচাইতে বড় বিষয়। তো এই ক্ষেত্রে যখন হু।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। এটা এটাই এজন্যই বললাম আরকি যে, ওই শিক্ষককেই আমার জীবনে আরকি একটু পরিবর্তন নিয়ে আসা। আরো অনেক কারণ আছে অবশ্য তাকে কেন্দ্র করে। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। না এটা তো অবশ্যই যে ভালো লাগার মানে শিক্ষক বা মেন্টরের একটা ভালো লাগার দিক আছে না? যে তারা সবকিছু আপনাকে বুঝতে পারছে বা তাদের সাথে আপনি শেয়ার করতে পারছেন খুব সহজেই সেজন্য। মা মানে যখন আপনি দেখেছেন যে এবার আপনার মানে কিছু করতে হবে বা কিছু করা দরকার, তখন এমন কী করেছিলেন যাতে করে তাদের একটা সুনাম তারা পেয়েছে বা তাদের আশাটা আপনি পূরণ করতে পেরেছেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। <chuckles> আসলে আমি প্রচুর সময় নষ্ট করতাম, বুঝছেন? দেখা গেল যে ঐ যে স্কুলে গিয়ে ঐভাবে পড়ালেখা করতাম না। বা হচ্ছে খেলতাম। এবং আ দেখা গেল যে বিকেল বেলা প্রচুর খেলতাম। বাহিরে গিয়ে সন্ধ্যায় আসতাম, রাতে আসতাম। আ এবং পড়তে বসলেও দেখা গেল যে হাবিজাবি করে সময় নষ্ট করতাম। মোট কথা ঐযে বললাম যে আমি কোনোরকম যে এটা চিন্তা ছিল যে যাক কোনোরকম। <chuckles> কিন্তু যখন আসলে এই ব্যাপারটা নিয়ে আমি সিরিয়াস হইলাম। আর ওই যে বললাম যে মেধা মোটামুটি ছিল। আর তখন কিন্তু আমি প্রচুর পড়াশোনা করেছি, এবং আমার মনে আছে আমি যখন ক্লাস 10 এ পড়ি তখনই আমার মধ্যে কিন্তু এই জিনিসটা আসছে। তো 9 টা পুরা আমার গ্যাপ ছিল। আমি পড়ালেখা করি নাই। হু? যেহেতু 9-10 ২ বৎসর মিলেই তো পরীক্ষা হবে। ঐ যে বললাম আগে তো সিরিয়াস ছিলা ছিলাম না। যখন সিরিয়াস হইলাম, সিরিয়াস হওয়ার পরে কিন্তু আমি ক্লাস 10 এ এত পড়াশোনা করেছি যে 9 এর গ্যাপ গুলো কিন্তু পুরোটা আমি কাভার করে ফেলছি।
হু, হু। না, আচ্ছা। আচ্ছা, আ হু, হু। আচ্ছা। হুম, কেনো? হুম। ও, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। মানে হচ্ছে আপনার একটা গ্যাপ যাওয়ার কারণে তখন হয়তোবা মানে জীবনের যে একটা পরিবর্তন এসেছে, বা চিন্তাধারার যে একটা পরিবর্তন এসেছে না এবার হয়তো কিছু করার দরকার নাকি? সেটাই তো বুঝাতে যাচ্ছেন।
<chuckles> না আসলে, ওই যে হয় না যে বাপের হোটেলে খাইলে কিন্তু লাইফ এর অনেক কিছুই বোঝা যায় না। <chuckles>
হ্যাঁ না উম হুম। এটাই যে উ আসলে দেখা যায় কি বাবা-মার উপর যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় ছেলেমেয়েরা। তখন কিন্তু এরকম চিন্তাভাবনা আসে যে সমস্যা কি? আমার মাথার উপর তো আছে আমার বাবা। তো আমি কিছু না করলেও কোনো সমস্যা নেই। তো এই যে চিন্তাধার পরিবর্তন হয়েছে এটা আসলেই একটা মানে খুব ভালো একটা দিক কিন্তু সবার ক্ষেত্রে এটা হয়ও না। তো এর পরবর্তীকালে আপনি আসলে মানে নিজের যে একটা অনুপ্রেরণা আপনি আপনার শিক্ষকের কাছ থেকে পেলেন বা বাবা যে আপনার জন্য এতটা কষ্ট করেছে, হ্যাঁ? সেটা আসলে পরবর্তীতে কিভাবে কাজে লাগালেন?
হ্যাঁ, হ্যাঁ। চলতেছে, জি, জি। হ্যাঁ, একদম। হ্যাঁ, আসলে। ওইযে পড়ালেখা করে ভালো রেজাল্ট করলাম। আ তো মোটামুটি আ ভালো রেজাল্ট বলতে এ প্লাস পাইলাম। তো আমাদের সময় কিন্তু এ প্লাসটা খুব রেয়ার ছিলো। আমাদের সময় হলো পুরো আমাদের থানায় মনে হয় ৭ জন না কয়েকজন এ প্লাস পাইছিলাম, হুম? তো সেইবার আমাদের যিনি UNO স্যার উনি আবার এ প্লাস যারা পেয়েছেন তাদেরকে ইনভাইট করলেন ওনার অফিসে। অ্যা কিছু গিফট করলেন এবং আমাদের অভিভাবককে নিয়ে কিন্তু ডাকছিলেন। তো আমি কিন্তু আমার বাবা-মাকে নিয়েছিলাম সাথে পাশাপাশি আমার ওই শিক্ষককে সাথে নিয়েছিলাম। তো তাদের অনুভূতি জানতে চাইলেন। তো দেখলাম যে আসলে আব্বুর মধ্যে একটা খুবই উচ্ছ্বাস কাজ করতেছে। তো তারপরে থেকে আসলে জীবনটাকে ব ওইভাবেই উ চিন্তা করেছি। ইন্টার ভালো করেছি বা অ্যা কোচিং, তারপরে ভার্সিটিতে ভর্তি, সব মিলিয়ে এখন চলতেছে আরকি, এখন কিন্তু নিজেও অ্যা শিক্ষকতা পেশার সাথে আছি। <chuckles>
হুম, হুম। আচ্ছা। হু, হুম। আচ্ছা। অ্যাহ হুম। উহুম, না আসলে সত্যিই দারুণ। যেভাবে আসলে আপনি আম আপনার বাবা-মার কথা শুনে পরবর্তীকালে মানে একটা স্টেপ নিয়েছেন লাইফে এগিয়ে যাওয়ার জন্য, তারপর যে এখন যে পজিশনে আছেন সেটা আসলেই প্রশংসার একটা বিষয়। তো, এক্ষেত্রে আপনার যে মেন্টর ছিলো বা শিক্ষক ছিলো, হ্যাঁ? তার কাছ থেকে অবশ্যই আপনি অনেক গল্পই শুনেছেন, কিছুক্ষণ আগেই বললেন। তাছাড়াও মানে থাকে না? একেকটা সময় গুরুত্বপূর্ণ কোনো শিক্ষা বা সেটা হচ্ছে আপনাকে এমন একটা লেসন শিখিয়েছে যেটা আপ মানে আপনি নিজের জীবনে সেটা এপ্লাইও করেছেন, এমন কিছু কি ছিলো?
হ্যাঁ, হ্যাঁ, জ্বি। আসলে আমি যদি বলি যে ওই শিক্ষক আ মানুষ তো পড়ায় সবাই, তাই না? পড়ানোর ব্যাপারটা অন্যান্য শিক্ষকরাও কিন্তু দেখা গেছে পড়াইছে বা অনুপ্রেরণা দিয়েছে। হ্যাঁ? কিন্তু ওই যে বললাম যে ভিতরের যে একটা শক্তি, এইটাকে এ যারা জাগ্রত করতে পারে। হ্যাঁ? আমি আমার শিক্ষকতার জীবনে দেখেছি যে এ এমন অনেক শিক্ষক আছে যে ছাত্রছাত্রীরা তাদের ক্লাস করতে চায় না। আবার এমন অনেক শিক্ষক আছে এ যাদের ক্লাস করার জন্য ছাত্ররা চলে আসে। হ্যাঁ? তো আমি আসলে চিন্তা করলাম যে কেন? একটা শিক্ষক তো পড়ায়। তো আমি জিজ্ঞেস করলাম যে, "কি ব্যাপার তোমরা তো আগের স্যারের ক্লাসে দেখলাম যে অন্য ক্লাসে গিয়া লুকায়া আছো। আবার আমার ক্লাসে দেখলাম যে ফুল চলে আসছো সবাই, ঘটনা কী?" তো আমাকে বলছে, "স্যার আপনার সাথে কথা বললে আপনার কথা শুনলে বা আপনার ভাল্লাগে।" আর তারপর বলছি, "তালে ওই স্যারের কি সমস্যা?" কয়, "উনার কথা ভাল্লাগে না।" এই যে দেখেন, যোগ্যতা কিন্তু সবারই আছে। সবাই শিক্ষকতার যোগ্যতা নিয়েই বা পড়ালেখার যোগ্যতা নিয়েই কিন্তু আসছে। তাই না? তো আমার কাছেও যে ওই শিক্ষকের কথা যেটা আপনি বলতেছেন, যে তার আসলে এমন কোনো একটা অনুশীলন। তো উনি কেন যেন ও সব পড়াগুলোকে না জীবন ঘনিষ্ঠ করে উপস্থাপন করতেন, হুম? যদিও বা থিওরিটিক্যাল কিন্তু উনি প্র্যাকটিক্যাল দেখায় দিতেন। এইটা কিন্তু আমাদের সবার মনের মধ্যে কিন্তু একটা দাগ কেটে যায়। <chuckles>
হুম, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। হুম। আ হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। হুম। আ আচ্ছা। না এটা তো আসলেই সব টিচার দেখা যায় একটু থিওরেটিক্যালিই পড়ায়। প্র্যাকটিক্যালি যে পড়ায় এমনটা কিন্তু থাকে না বা জীবনের যে একটা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে, সেক্ষেত্রে কিন্তু সবার অবদান থাকে না। কোনো একজন মানে বিশেষ শিক্ষক বা মেন্টরের ভূমিকাটাই কিন্তু সেক্ষেত্রে আসল হয়ে যায় আরকি। তো আপনাকে সেক্ষেত্রে মানে আপনি যখন কোনো ভুল করেছেন লাইফে মানে সেক্ষেত্রে যখন আপনার শিক্ষক বা মেন্টর কোনো ধরনের কি আপনাকে প্রতিক্রিয়া দেখাতেন? বলতেন যে, "না, তুমি আসলে যে ভুলটা করেছ, এটা তো আসলে ঠিক না। তুমি এভাবে না করে এভাবেও তো করতে পারতে।" এমনটা কি কখনো বলেছে?
হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক কথা বলেছেন, জ্বি। আসলে হ্যাঁ, জ্বি, জ্বি। আসলে ভুল তো হবে, তাই না? বিশেষ করে আমার মনে আছে উনি তো আমাদের যে ফিজিক্স পড়াতেন মানে সাইন্স এর টিচার ছিলেন তো। আ ফিজিক্স, ম্যাথ এগুলো ক্লাস নিতেন ম্যাক্সিমাম সময়ে। আগে ওইভাবে আসলে সাবজেক্ট ওয়াইজ ক্লাস আ মানে ছি টিচার ছিল না। এখন তো যেমন ফিজিক্স এর আলাদা টিচার হ্যাঁ, তো উনি আমাদের মোটামুটি ২-৩ টা ক্লাস নিতেন। মাঝে, মাঝেই নিতেন। তো উনি আ অ্যা একবার হলো কি ওই যে সূত্র, নিউট নিউটনের সুত্রগুলো আমি বুঝতাম না বা বোঝার আসলে ইচ্ছা ছিল না। ওইভাবে গুরুত্ব দিতাম না। <chuckles> তো উনি আবার ওই যে নিউটনকে নিয়েও গল্প শুনাইতেন। অ্যা লাইফটাকে একদম বাস্তবমুখী করে তিনি শুনাইতেন। আর আপনি যেটা বললেন না যে উনি এমন কোনো কড়া কথা কখনো বলতেন না। কেন যেন সবকিছু অ্যা হাসি, হাসি কথা বলতেন। <clicks tongue> আর এতে করেই নিজের মধ্যে একটা লজ্জাবোধ কাজ করতো যে, "এত একটা বড় ভুল করলাম? স্যার দেখে হাসে।" হ্যাঁ, মানে হাসির মধ্যেই কিন্তু একটা টিটকারি অর্থাৎ <chuckles> হ্যাঁ, এ এটাই আসলে ভিতরে একটা জিনিস জাগ্রত
হুম। জি, জি। আচ্ছা। হু। আচ্ছা। উম। মানে। হুম। আচ্ছা। না এটাই তো আসলে বড় বিষয় যে আপনাকে বুঝবে, আপনার কোন ভুল হলে সেটা শুধরে দিবে। পাশাপাশি হচ্ছে মানে আপনাকে কিছু শিখাবে। এমন মানুষই তো দরকার তাই না লাইফ এ? যে আসলে
হ্যাঁ, এটা, এটা ঠিক বলেছেন আপনি একদম।
এমন ধরনের প্রভাব একটা যখন পড়ে যায় তখন কিন্তু লাইফ এ আর কিছুই লাগে না। খুব সহজেই কিন্তু এগিয়ে যাওয়াও যায়। তো তাছাড়া তার পরামর্শও কিন্তু নেয়া যায়। তখন আসলে মানে আপনার কি কোনো এরকম মানে ঘটনা কি আছে? বা মনে হয়েছে কি কখনো যে এই মুহূর্তে তার থেকে একটা পরামর্শ নিলে, হয়তোবা জীবনে একটু এগিয়ে যাওয়া সহজ হবে বা আপনার সীমাটা কখনো অতিক্রম করতে মানে সে কি কখনো উৎসাহ দিয়েছে?
হ্যাঁ। <chuckles> হ্যাঁ, পরামর্শ তো সবসময় নিতাম। বিশেষ করে ওই যে যেমন ধরেন কিছু, কিছু সিদ্ধান্ত যেগুলো আসলে আমার আ ফ্যামিলি তো ওইভাবে বুঝত না। অথবা দেখা গেল যে হয় না যে ফ্যামিলি তে তো সবাই বোঝে না। আমার আব্বু যেমন হল অ্যা যে হুজুর মানুষ তিনি অনেক কিছুই বুঝতেন না। অ্যা বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত যে বিষয়গুলো। তো এগুলো আবার স্যারের কাছ থেকে পরামর্শ নিতাম যে কোথায় কোচিং করব, কোন সাবজেক্ট এ ভর্তি হইলে ভালো হবে। হ্যাঁ? অ্যা এবং সর্বশেষ যে পরামর্শটা সেটা হলো বিয়ে-শাদির ক্ষেত্রে বলছিলাম যে এখানে তো এভাবে প্রস্তাব আসতেছে তো কি করা যায়? বা মোট কথা উনি যে পরামর্শগুলো দিতেন, খুবই জীবন ঘনিষ্ঠ এবং এর সবটার আ আউটসাইড ব্যাড সাইড সব তিনি আসলে ব্যাখ্যা করতেন। বাকিটা আসলে খুবই ভালো হতো আজকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তার কাছে পরামর্শ
আচ্ছা। হুম। আ হ্যাঁ। হুম। ও। হু, হু। আচ্ছা আচ্ছা। হুম, হুম, না পরামর্শ পরামর্শ নিলে তো আসলে ওরকম একটু হয়। এগিয়ে যাওয়াটা সহজ হয়। তাছাড়া সিদ্ধান্ত তৈরির ক্ষেত্রেও কিন্তু অনেকটা ইজি হয়ে যায় আরকি। তো এখন যদি আপনাকে বলা হয় আপনি মেন্টর হিসেবে কাউকে সাহায্য কর করার জন্য আসলে তখন কি পরামর্শ দিতে চাইবেন?
হ্যাঁ। আমি আমার ক্লাসে সবচেয়ে অমনোযোগী ছাত্রটাকে বেশি টার্গেট করি। হ্যাঁ? আ যেমন গত কালকের কথাই বলি এক ছাত্র সে মোটামুটি মেধাবী হাতের লেখা সুন্দর। কিন্তু সে হলো রেগুলার ক্লাসে আসে না। আবার হলো ক্লাসে আসলে ছুটি, ছুটি নিয়ে চলে যায়। আবার আ যে হোমওয়ার্ক গুলো এগুলা করতে চায় না। কিন্তু সে পড়লে পারে। তখন আমি কালকে তাকে বললাম যে, "কি ব্যাপার তুমি আসো না কেনো?" কয়, "স্যার আমার একটু বাসাটা দূরে।" আ তো বললাম আরেকদিন বললাম, "কেনো আসো নাই"? কয়, "এযে সাইকেলটা নষ্ট হয়ে গেছে।" তো দেখি যে মাঝে, মাঝে তার আসলে এরকম অভিযোগ। তো কালকে আমি তাকে বললাম যে, "তুমি এই হোস্টেলে থাকো, তোমার খরচ আমি দেব।" হ্যাঁ? <chuckles> এভাবেই আমি আসলে দুর্বলদেরকে পয়েন্ট করি।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। না ঠিক আছে তো অবশ্যই যে আপনি আপনার লাইফ এ যেভাবে একটা শিক্ষক বা মেন্টর এর ভূমিকাটাকে যেভাবে আসলে আপনি অনুধাবন করতে পেরেছেন, তাদের কাছ থেকে এত কিছু শিখেছে। পরবর্তীতে যে জীবনের যে একটা বললেন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও হয়তোবা তাদের একটা ভূমিকা ছিল। এগুলা কিন্তু সত্যিই চমৎকার। সবাই আসলে ধারণ করতেও পারে না বা বুঝতেও পারে না যে আসলে কতটা ইম্পর্টেন্ট। এই যে আপনার সাথে কথাবার্তা বলেছি। অনেকটা আসলে ভালই লেগেছে। তো আপনাকে আসলে অনেক, অনেক ধন্যবাদ।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আপনার সাথেও আসলে আমার অনেক কিছু শেয়ার করতে পারলাম। জীবন থেকে অনেক কিছুই বললাম। আ খুবই স্মৃতিচারণ হলো আর আলোচনাটাও অনেক সুন্দর হলো আপনার সাথে। আ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
হু।